আমি স অবশ্যই ফুটবল হবে। যেহেতু তো কোনো কথাই নাই আমি ফুটবলের বাইরে হচ্ছে reels দেখা, মানে আর reels আ ফুটবল হতে পারে আরেকটা জিনিস হতে পারে মুভি রিভিউ হতে পারে। মুভি এনিমি রিভিউ। তো এই জিনিসটা আমি অনেক দেখি আরকি। মানে আমার অনেক স্ট্রিমিং সাইট গুলোতে আমার খুবই আনাগোনা অনেক বেশি। এনিমে মুভি সিরিজ এগুলা আমার ভালো লাগে। আরেকটা হচ্ছে আমি যেহেতু হচ্ছে একজন মানে কম্পিউটার সাইন্স এ পড়ালেখা করতেছি। PSCতে পড়ালেখা করতেছি এবার। তো এদিক থেকে আমি কিছু কাজ করতে পারি আরকি, আমার হচ্ছে এই কোডিং প্রোগ্রামিং একটু বেশি ভালো লাগে। মোটামুটি প্রোগ্রামিং করতে ভালো লাগে। তো প্রোগ্রামিংটা আমি কিছু ভিডিও বানাইতে পারি। চ শর্ট ভিডিও টাইপের এভ্রিথিং এটা হয়তো পারে।
<chuckles> আল্লাহ! আচ্ছা। উ হ্যাঁ। হ্যাঁ। হুম। বাহ! চমৎকার তো। জ্বী, জ্বী। হ্যাঁ, এটা কিন্তু বেশ চমৎকার একটা আইডিয়া হতে পারে যে প্রোগ্রামিং রিলেটেড কোনো একটা ভিডিও বানানো। কারণ আ রিলস গুলা এখন আসলে দিন, দিন, আপনি যে বলছেন যে কিছু শেখার থাকে না। জী।
কিন্তু সমস্যা হচ্ছে আমি বলি আপনাকে। এই যে reels যারা দেখে তারা কিন্তু প্রোগ্রামের ভিডিও দেখবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। <chuckles>
<chuckles> হয়তোবা অ আ একটা চেষ্টা করে দেখতে পারেন আপনি হতে পারে একটা বদল আসছে আপনার জন্য ধীরে, ধীরে।
<chuckles> না এই এইযে, না যেরকম আমি আমার দিক থেকে চিন্তা করতেছি আরকি। যেমন ধরেন যে আমার যেমন প্রোগ্রামিং করতে ভালো লাগে। ঠিক আছে? কিন্তু আমি তো প্রোগ্রামিং এর রিলস আছে দেখি না। আমি তো সাথে, সাথে, স্কিপ করে চলে যাই আমি চিন্তা করছি যে আমি খাইতে বসছি। এখন একটু মানে খাবো এখন reels টা দেখবো। এই সময় যদি আমি আসলে প্রোগ্রামিং এর reels দেখি তাহলে কেমনে হবে? ওই সময় আসলে আমি ভাবি যে না। <chuckles>
হ্যাঁ। জ্বী, জ্বী। <giggles> হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু ঠিক যে এ্যা খাবার সময় তো আপনার থেকে আর ইচ্ছা করবে না যে আপনি প্রোগ্রামিং একটা রিল দেখেন। কিন্তু ব্যাপারটা তো ধীরে, ধীরে আসলে আসা দরকার না? মানি শিক্ষণীয় জিনিসগুলা বা একটু কাজে দিবে। কারণ ওই YouTube এর কথা যেহেতু আপনি বললেন যে YouTube এ আসলে বসে ৩০ মিনিট এ বা ১ ঘন্টা ভিডিও কেউ আসলে দেখতে চায় না। বা কিছু ক্ষেত্রে থাকে যে সবসময় তো লং ভিডিওর দরকার হয় না। ছোট আসলে ৩০ সেকেন্ডের কিছু ট্রিকস থাকে। যেটা হয়তোবা প্রোগ্রামিং এ থাকতে পারে। বা আপনি যে বলছেন যে ফুটবলের ক্ষেত্রে হতে পারে, আপনি যেহেতু অনেক কিছু জানেন। হয়তোবা এক্ষেত্রে কিছু ট্রিকস দিতে পারেন।
হ্যাঁ অবশ্যই। হুম। হুম। হ্যাঁ। এরকম আমি মানে এমন দেখি না যে এরকম না। যেমন ধরেন যে হ্যাঁ? এরকম একেবারে দেখি না এরকম না প্রোগ্রামিং টি মাঝে, মাঝে, আসে যেমন ধরেন যে হচ্ছে যে, কোন কোডটা হচ্ছে মানে ইউস করলে ভালোভাবে আউটপুট টা আসবে বা স্পিড বাড়ানোর যে, মানে আমাদের প্রোগ্রামে একটা ফিচার আছে যে প্রোগ্রাম রান টাইম আরকি। ঠিক আছে? তো ওইযে টাইম কমপ্লেক্সিটি, তারপরে স্পেস কমপ্লেক্সিটি এগুলো নিয়ে আসলে বেশ কিছু হচ্ছে যে রিল আসে মাঝে, মাঝে। আপনি দেখবেন যে একটা আ মানে দেখবেন যে, একটা কোড আমি হচ্ছে ২ ভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে স্পিড এক রান হবে, স্পিড বলতে কি? যেমন আপনার ফোনে যখন আপনি একটা অ্যাপ লোডিং করবেন। দেখবেন যে একটা এ্যাপ খুব দ্রুত লোডিং হয়ে যাইতেছে। ঠিক আছে? আবার দেখবেন যে কিছু অ্যাপ কিন্তু লোড হচ্ছে না। অনেক টাইম নিচ্ছে লোড হইতে। ঠিক আছে? এইযে এগুলা হচ্ছে আসলে টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি উপর ডিপেন্ড করে আরকি। তারপর ধরুন যে কোনো অ্যাপ হচ্ছে অনেক বেশি সাইজ নিয়ে নিতেছে। তো সব মিলিয়ে আসলে হচ্ছে যে কিভাবে আমরা এগুলো কমাইতে পারি। তো এগুলা নিয়ে আসলে অনেকে ভিডিও বানায়। ওগুলাই আমি মাঝে, মাঝে, দেখি। ওগুলো স্পেশাল দেখা হচ্ছে যখন
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা হু, হু। হ্যাঁ এটা হয়। হু, হু। হ্যাঁ এ এটা এগুলো কিন্তু বেশ কাজের।

আ এটা আসলে বলা যায় ভালো খারাপ দুই দিকেই যাচ্ছে। বুঝতে পারছেন? আসলে খারাপের দিকে বলব। আমি আসলে ভালো দিক বলব না। কারণ আজ পর্যন্ত রিল দেখে আমার জীবনে কোন উপকারে আসে নাই। মানে কোনো প্রোডাক্টিভ কাজ হয় না যেটা আসলে আমি রিল দেখে হইছে। ঠিক আছে? এটা আমি আমার এটলিস্ট মনে পড়তেছে না যে আসলে রিল থেকে আমি আমার জীবনে কোন একটা ভালো কাজ করতে পারছি। বা ভালো কিছু আসলে আ হইছে আরকি। এটা হয়তো শুনতে খুব খারাপ লাগে বা হয়তো অনেকে হয়তো পায়। কিন্তু আমার কাছে আসলে আমার মনে হয় না যে আমি আসলে কখনো কোন ভালো কাজে হচ্ছে আমি আসলে রিলটা ইউস করছি আরকি। তো এক্ষেত্রে আসলে কি বলব? মানে আমার ক্ষেত্রে মনে হচ্ছে আসলে খুব একটা ভালো না আরকি। দরকার নাই।
<laughs> <laughs> জি, জি। <chuckles> হ্যাঁ, এইতো ওইতো। জি, জি ওকে। <laughs> অহ বাট আ কিন্তু এটাও তো মানতে হবে যে কিছু, কিছু কনটেন্ট আসলে অনেক শিক্ষণীয় থাকে বা অনেক কিছু জানার থাকে। যেখান থেকে আসলেই কিন্তু কিছু শেখা যায়। আ হয়তোবা আপনার অ্যালগরিদমে আসেনি এখনো।
এই জিনিসটা হচ্ছে এখনো হচ্ছে না। মানে এটাই তো এটাই তো হচ্ছে না। আমি আসলে আমার কথা তো ঠিক আছে মানে আমি আমার কথা তো আমার কাছে ফুটবলের ভিডিও আসে। ঠিক আছে। কিন্তু আমি যাদের সাথে কথা বলছি, তাদের ক্ষেত্রে হচ্ছে মেক্সিমাম হচ্ছে একই জিনিস বলতেছে। মানে তারাও আসলে খুব একটা আ যে এটাকে সাহায্য মানে সাপোর্ট করবে রিলকে। এরকম আমি কাউকে আজ পর্যন্ত পাই নাই যে আসলে কোন একটা উপকারে আসছে রিল। এরকম পাই নাই আমি আজ পর্যন্ত। সবার কাছে একই কথা যে তাদের সময় নষ্ট হচ্ছে। মানে সবাই বলে যে আজকে সারাদিন ধরে সে রিল দেখছে। মানে পরীক্ষা আমার চলতেছে যে, পরীক্ষা সে কেমন প্রিপারেশন করে করছ প্রিপারেশন কেমন? বলে, বলে যে আমি তো সারাদিন ধরে রিল দেখছি। ওমা! এটা কেমন কথা? মানে সারাদিন ধরে রিল দেখছি এখন এটা একটা statement হয়ে গেছে আরকি। আমি আজকে সারাদিন ধরে রিল দেখছি। ঠিক আছে? আগে যেমন বলতাম না যে সা আমি আজকে সারাদিন ঘুমাইছি। এখন তারা বলছে আমি আজকে সারাদিন রিল লিখছি। মানে এটা খুবই আশ্চর্যজনক বিষয় না এটা একটা!
হ্যাঁ। জি, জি। হুম, হু। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ এই জিনিসটা কিন্তু বেশি শোনা যায়। <laughs> অ্যা হ্যাঁ, এটা কিন্তু ঠিকই। হু, হু।